না আসলে আপনার কথা আমি ঠিক করে অ ঠিক করে বুঝেছি যে আমার যে কিছু, কিছু জিনিস হচ্ছে যে অনেক বড় করে যখন আকৃতি বড় হয়ে যায় কোন কিছুর আরকি, তখন দেখা যায় যে ওই জিনিসটার প্রতি ভয়টা আরো বেড়ে যায়। হ্যাঁ, না আমার ক্ষেত্রে আমি নিজে দেখেছি হ্যাঁ, হ্যাঁ, তো যখন দেখা যাবে যে আপ আপনি আমি যেটা করি হচ্ছে আমার ক্ষেত্রে আমি হচ্ছে আ কি বলে, আমি হচ্ছে ভাবি যে করা শুরু করে দিই পড়াটা পড়া দেখা যাবে। ঠিক আছে? যে হবে না কিনা এটা। পর
হুম। হু, হু, হু, হু, হু। of course আপনার বেড়েই যাবে যে ওরে বাবা! এত বড় একটা বিষয় আমি পারব? হুম, হুম। হু। হু, হু। না exactly এটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিন মানে ইয়া attitude যে শুরু করা যাক। ও হবে কি হবে না সেটা পরে। না ঐইটা যেইটা মানে অনিশ্চয়তার যেই portion যে আমরা সবকিছুই দুনিয়াতে uncertain সেটা তো সবসময়ই থাকবে। কিন্তু তারপরও আপনাকে তো মানে নূ ন্যূনতম পড়াশোনাটুকু করে নিতে হবে। অনিশ্চয়তা তো থাকবেই। আপনি ধরুন একটা প্রোডাক্ট বাজারে আনবেন। সে প্রোডাক্টটা চলবে কি চলবে না সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু প্রোডাক্টটা বাজারে আনার আগে তো আপনাকে অন্তত preliminary কিছু অ অ তথ্য অনুসন্ধান করতে হবে। কিছু বিষয়ে জানতে হবে, যে এই প্রোডাক্ট কিয়া এই প্রোডাক্টটা বাজারে কোথায় বিক্রি করা যেতে পারে, কোন শ্রেণীর ভোক্তা এই প্রোডাক্টটা খেতে পারে। আ আমি এটা উৎপাদন করতে গেলে আমার কি ধরণের কাঁচামাল লাগবে, কিভাবে produce করব, কোন জায়গায় produce করলে লাভজনক। এই পড়াশোনাটুকু তো আপনাকে করতেই হবে। এরপর প্রোডাক্টটা উৎপাদন করে আপনি সেভাবে দিলে তারপরে দেখলেন যে ১৯ থেকে ২০ হলো।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না মানে আমার কথা হচ্ছে, যে একটা আ যখন আপনে যখন আমি হচ্ছে আপনাকে একটা কথা বলি, অনেক আগের একটা কথা, আমি জ আমি একজনকে দেখতাম যে আ একটা ভাইয়া ছিল যে সে হচ্ছে, মানে আপনে যেটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ আমি কেন মানে এটা আমি মা আপনার সাথে আমি সহমত আরকি ঠিক আছে? এটা হচ্ছে আমি দেখেছি একটা ভাইয়া ছিল সে বলে বলত যে সে কাজগুলো হয়ে যাবে। কাজগুলো হয়ে যাবে। এরকম করতো করত। হ্যাঁ, এখন আমার একটা বিষয় হয়ে যায় যে, আমি deadline এর ভেতরে সব কাজগুলা করে ফেলতে চাই। আমার একটা বিষয়, আ মানে এটা আমার একটা বি একটা জিনিস হচ্ছে যে আমি deadline এর ভেতরে কাজ করবই। হ্যাঁ, এটা আমার habit ঠিক আছে? আমার প্যা আর একটু anxiety হয়, আমার অনেক প্যারা লাগা শুরু হয়ে যায় যদি আমি ডেডলাইন এর ভেতরে কাজগুলো শেষ না করতে পারি। তো দেখা
হু, হু, হু। হু। হু, হু, হু। হু, হু, হু। ওকে, ওকে। habit, habit হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এটা সবারই কম বেশি হয় আসলে।

হ্যালো।
হ্যালো, কেমন আছেন ভাইয়া?
এই তো কেমন আছেন আপনি?
আমি খুবই ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আচ্ছা, আ দিন খুব ভালো গেল আসলে আ যদিও একটু গরম ছিল। শেষ বিকেলে একটু বৃষ্টি টৃষ্টি হলো, ওয়েদারটা বেশ কুল বেশ ভালো লাগছে।
আসলে সেম ভাইয়া আসলে জিনিসটা হচ্ছে আজকে হচ্ছে ওয়েদারটা এতই ভালো ছিল। আমার হচ্ছে কিছু, কিছু জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল আরকি ছোটবেলায়। আর ছোটবেলায় তো আসলে আমাদের অনেক স্বপ্নই থাকে। হ্যাঁ, তো আ আমরা ডক্টর হতে চাই, পাইলট হচ্ছি আ মানে প্রত্যেকদিনই আমাদের স্বপ্ন নতুন, নতুন স্বপ্ন আসে আরকি। তো আপনার হচ্ছে
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, তা ঠিক। <chuckles> হ্যাঁ, ছোটবেলা মানেই তো স্বপ্নের ফুল ঝুড়ি।
হ্যাঁ। তা এখন হচ্ছে আমাদের যে এখনকার যে বর্তমান সময় আমাদের এখন বড় হওয়ার পরেও কিন্তু কিছু, কিছু স্বপ্ন আমাদের রয়ে গিয়েছে। তো ওই স্বপ্নতে আপনার কি মনে হয় যে আমাদের স্বপ্নগুলো আ পূরণ করার জন্য আমাদের কি করা উচিত?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ এক্সাক্টলি। আসলে আমি মনে করি যেকোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আ ওইটা সম্পর্কে জানাশোনা বাড়াতে হবে এবং ওইটার পিছনে পরিশ্রম করতে হবে। মানে অনেকে বলেন যে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আমি মানি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। কিন্তু ঘটনা হচ্ছে না জেনে পরিশ্রম করলে আসলে কোন ফল হয় না। তো আপনি যেটা নিয়ে স্বপ্ন দেখছেন সেটাকে যদি আপনাকে বাস্তবে রূপ দিতে হয়, আপনাকে আগে জানতে হবে এক্সাক্টলি যে জিনিসটা কী এবং কীভাবে হয়, কী করতে হবে? এবং এরপর হচ্ছে আপনাকে ওই পরিশ্রমটা দিতে হবে। তাহলে আশা করি আপনার স্বপ্নটা বাস্তবে রূপ নেবে। আপনার কি মত?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি হচ্ছে আপনার সাথে সহমত যে, প্রথমে আমাদের আসলে জানতে হবে যে আমাদের স্বপ্নটা কি? তারপর হচ্ছে ওঠ
হুম, হুম, হুম, মানে আমি যে লক্ষ্যটা ঠিক করেছি লক্ষ্যটা আদতে কি দাঁড়াচ্ছে?

হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আমাদের ১ম এ পা প্রাইমারি কাজটাই হবে হচ্ছে আমাদের লক্ষ্যটা কি? এটা আগে বের করা। ঠিক আছে? তো ঐটার উপর দিয়ে আমার যদি হচ্ছে আ কি বলে? মানে ঐটা ঐটা পূরণ করার জন্য আমাদের কি, কি লাগবে? এটা হচ্ছে আমাদের স ২য় কাজ। যে এটা হচ্ছে যে আমাদের স্কিলস কি, কি লাগবে, আমাদের কি, কি পারতে হবে। আমরা হচ্ছে কোন জিনিসটা পরিপূর্ণভাবে পারবো? এমনভাবে পারতে হবে যেন হচ্ছে অন্য কোনো মানুষ আমাদেরকে না বলতে পারে যে, "তুমি এই জিনিসটা পারো না।" ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ২য় জিনিসটা।
হুম, হুম। হু, হু, হু। হু, হু। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এক্সাক্টলি মানে পেশাদারিত্বের জায়গাটা ঠিক রাখতে হবে। যেন কেউ যেন বলতে না পারে যে "না, তাকে তাকে দিয়ে হচ্ছে না।"
হ্যাপিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের মেক সিওর করতে হবে যে আমা আমাদের আশেপাশে যত ধরণের অপরচুনিটি বলেন বা হচ্ছে চান্স থাকে। ঠিক আছে? কারণ অনেক সময় তো এগুলো চ্যান্স এর থ্রু তেই হয়ে যায় আসলে ভাইয়া না? তো এগুলা
হুম, হু, হুম। হু, হু, হু। হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। আসলে সুযোগগুলো তো আশপাশ থেকেই চলে যায়। আমরা হয়তো কখনো খেয়াল করি, কখনো খেয়াল করি না। পরে আসলে বিষয়টা নিয়ে হ্যাঁ, আফসোস করি।
হ্যাঁ, হ্যাঁ। তো যত সুযোগ-টুযোগ পাবো আরকি সেগুলা হচ্ছে আমাদের ১ম এ আগে আমাদের বের করে আ ওগুলো আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে? আর এটা আমাদের নে একটু দেখা উচিত যে এটা শুধু, এই গোলটা কি শুধু আমার নিজের জন্য নাকি আমার আশেপাশে যে মানুষরা সে আছে তাদেরও একটু ভালো হয় আরকি? আপনার কি মনে হয়?
হুম, হু, হুম। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। হ্যাঁ, আমিও এটা বিশ্বাস করি। আসলে মানুষ তো কোনো বিচ্ছিন্ন প্রাণী নয়। প্রত্যেকটা মানুষ পরিবারে জন্মে এবং সমাজে বেড়ে ওঠে। সুতরাং স্বাভাবিকভাবেই মানুষের কাজের ইফেক্টটা কিন্তু তার পরিবার এবং সমাজের উপরে পড়ে এবং আ পরিবার এবং সমাজের আ যে প্রভাবটা, সেটাও কিন্তু মানুষের উপরে পড়ে। এটা কিন্তু একটা 2 ওয়ে অ্যাকশন। সুতরাং আমি যদি ভালো করি, নিঃসন্দেহে আমার পরিবার ভালো করবে। আর আমার পরিবার যদি ভালো করে সমাজ সমাজের জন্য এটার কিছু করার সক্ষমতাও বাড়বে। তো আমার মনে হয় যে আসলে একটা মানুষের স্বপ্নের সঙ্গে তার পরিবার এবং তার সমাজের আ একটা কম্বিনেশন থাকা প্রয়োজন আছে। কারণ পরিবার এবং সমাজের কাছে আমরা সবাই কম-বেশি ঋণী এবং একটা সময় তো আসবে যখন আমাদেরকে এই ঋণের কিছু অংশ হলেও শোধ করার চেষ্টা করতে হবে। সে চেষ্টাটা আমাদের থাকা উচিত।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।